হ্যালো!
হ্যালো!
কেমন আছেন ভাই?
ভালো আছি। আপনি কেমন আছেন?
এই তো আমিও সুস্থ আছি। তো আপনার দিন কেমন গেল ভাই?
আ দিন ভালই গেছে
উহুম।
আপনার বিশেষ করে লাস্ট কয়দিন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে
হু, হু।
আ বৃষ্টি হলে আসলে আবহাওয়াটা ঠাণ্ডা থাকে
হুম।
প্রকৃতিটা ঠাণ্ডা থাকে
উহু।
তো সব মিলায় আসলে দিনটা ভালই গেছে। তো আপনার দিনটা কেমন গেছে?
<chuckles> ওই যে আপনি যেটা বললেন, ঐরকমই আরকি। সারাদিন ঠান্ডা ছিল পরিবেশটা। একটু বৃষ্টি হলো। ভাবলাম যে ছোট করে একটা ঘুম দিয়ে দেই, হ্যাঁ? <chuckles> তো ছোট করে ঘুম দিতে গিয়ে সারাটা দিন অলমোস্ট ঘুমাইয়া কাটাই দিছি। সেদিক থেকে দিনটা ভালই গেছে আরকি। দিনটা কখন গেছে সেটাই আ-আসলে টের পাইনি। <chuckles>
<chuckles> হ্যাঁ। <chuckles> অ্যাঁ হ্যাঁ, তো হু। অ্যা আসলে বৃষ্টি হইলে ঠান্ডা আবহাওয়া থাকে। আর ঠান্ডা আবহাওয়াতে আপনারা দেখবেন খালি ঘুমাইতে মন চায়। একটু স্পেশাল কিছু খাবারের মেনু রেখে খাইতে মন চায়। <chuckles> হুম।
হুম। আসলেই। আব দেখা যায় যে যখন একটু হালকা ঠান্ডা পড়ে একটু হালকা বৃষ্টি পড়ে, হালকা একটু ইয়ে করে, খাবারদাবার দিয়ে টিয়ে মোটামুটি সারাটা দিন বেশ ভালোভাবেই কেটে যায় আরকি। অত চিন্তা ভাবনা করা লাগে না। আর তেমন একটা কাজের চাপও থাকে না। কিন্তু বিশেষ করে কারেন্ট না থাকলে তো। <chuckles>
হ্যাঁ। <chuckles> অ্যাহ হ্যাঁ, হ্যাঁ। <chuckles> অ্যা আসলে এমন হয়।
হু, হুম।
আ বিশেষ করে যখন ঠান্ডা আবহাওয়া থাকে।
হুম। এটা ঠিক ব্যাপার। আচ্ছা একটা জিনিস ভাবছিলাম আরকি। মানে এই ব ধরনের বৃষ্টি ইস সৃষ্টি হলে না? আর এ ঘুমের মত পরিবেশ হলে, পরিবেশটা ঠান্ডা থাকলে পুরনো স্মৃতির কথা কিন্তু বেশ মনে পড়ে যায়, তাই না?
তো <chuckles> হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্যই। বিশেষ করে আমরা যখন অবসর সময় বসে থাকি, শুয়ে থাকি তখন কিন্তু আমাদের মাথার ভেতরে পুরাতন স্মৃতিগুলো বেশি নাড়া দেয়।
উ হু। উম তো সেদিক থেকে আ আমি না শিক্ষকদের কথা আজকে ভাবতেছিলাম। যে অ্যা আসলে আমাদের শিক্ষকরা তো অনেক কিছু বলতো, অনেক কিছু শোনাতো। অ অনেক কথা বলতো আরকি। তো এগুলো কিন্তু এখন আমরা আ মোটামুটি ভুলতে বসেছি এবং <sniffs> উ তারপরেও আসলে সব সবাইকে ভুলে গেলেও ২-১ জনের কথা কিন্তু ভোলা যায় না, তাই না?
হ্যাঁ, বাহ! দারুণ। <chuckles> এ হ্যাঁ। হু, হু, হু। হ্যাঁ। হ্যাঁ। না, আসলে, আসলে কিছু স্পেশাল আরকি পছন্দের শিক্ষক থাকে স এবং সবারই থাকে সেটা।
উ হু।
এবং বিশেষ করে যেটা থাকে আপনার প্রাইমারি অ্যা পর্যায়ে কিছু স্যার থাকে। আমি মনে করি সবাই এই সা শিক্ষকদেরকে বেশি মিস করে এবং এই তাদের সাথে কাটানোর সময়টাকে, এই স্মৃতিটা বেশি ধরে রাখে এবং স্মরণ করে।
হু, হু। হুম। এটা ঠিক কথা। অ্যা আসলে না মানে সময়ের সাথে, সাথে আমরা যখ আমরা আসলে শিক্ষকদের, পুরোনো শিক্ষকদের, পুরনো বন্ধুদের কথা না, ভুলতে বসে যাই এবং অ্যা বেশ কিছুদিন পরে যখন তাদের কথা হঠাৎ করে মনে পড়ে তখন বেশ আ অনেক সময় কষ্ট হয়, অনেক সময় আবার আ মনে, মনে কিন্তু হাসি আসে যে, আসলে তখন কি কে কেমন জীবন কাটিয়েছি আর এখন কেমন জীবন কাটাচ্ছি, তাই না?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, আসলে ঠিকই বলেছেন। তো আপনার আহ প্রাইমারি, নাকি হাইস্কুল, নাকি কলেজ লাইফ এর মানে কোন ইয়ের আপনার শিক্ষকটা আপনার সাথে বেশি আপনার সাথে ঘনিষ্ঠ হইছে এবং আপনার পছন্দের শিক্ষক?
আ আসলে সত্যি কথা বলতে কি? যে আমাদের আ শিক্ষক সার্কেলের মধ্যে আ আমার খুব বেশি একটা সবাইকে পছন্দ ছিল না। কারণ আমি না আ উনারা যেভাবে লাইফটাকে দেখত, কাজটাকে দেখত, লেখাপড়াকে দেখতো। আমি ওভাবে দেখতাম না। তবে একজন শিক্ষকের সাথে আমার পরিচয় হয়েছে, যে না, আসলে অনেকটা আমার মতন করে লেখাপড়াকে ভাবে। আমার মতন করে আ আসলে কিভাবে লেখাপড়া কন্টিনিউ করতে হবে? কিভাবে এটাকে আ মোটামুটি বাড়িয়ে তুলতে হবে? এটা নিয়ে ভাবে। তখন তার সাথে না, আমি বেশ ভালো মতন একটা connection খুঁজে পেয়েছি এবং মোটামুটি তাকেই আমার খুব মনে পড়ে যায়। তিনি আসলে আমাদের আ হাইস্কুলের একজন শিক্ষক ছিলেন। তিনি আমাদের আ পদার্থবিজ্ঞান এবং হচ্ছে উচ্চতর গণিতে অ্যাঁ শিখাতেন। তো তার একটা অসাধারন গুন ছিল মানে
হ্যাঁ। হ্যাঁ। এ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
উনি আ উনার উনি না, যেকোনো জায়গায়, যেকোনো ভাবে ঘুমাইয়া যাইতেন এবং এমনকি ক্লাসের মধ্যেও ঘুমাইয়া যাইতেন। কিন্তু অনেক শিক্ষক আছে, যারা ঘুমিয়ে গেলে কোনো কিছু টের পায় না। এবং সামনে-পিছনে ঢুলে আর আমরা আগে থেকেই বুঝতে পারি যে আসলে স্যার ঘুমাচ্ছেন। ইনি ঘুমাইলে কারুর বোঝার উপায় নেই যে উনি ঘুমাচ্ছেন। কারণ উনি সামনে-পিছনে ঝোঁকার বদলে উনি ডানে, বামে ঝুঁকতেন। এবং এই ঝোঁকাটা যাতে আমরা বুঝতে না পারি, উনি করতেন কি মুখের নিচে হাত দিয়ে রাখতেন। তো <chuckles> তো ব্যাপারটা এমন হতো যে, আমরা যখন মনে করতাম যে স্যার বোধহয় ঘুমিয়ে গেছে। তখন আমরা ফাই ফাইজলাম করা আরম্ভ করতাম। কিন্তু দেখা যেত এইরকম হইছ হইছে যে, স্যার কিন্তু আমাদের দেখতেছে যে আমরা ফাইজলামো করতেছি লেখাপড়া না করে। তখন উঠেই একটা বকাঝকার একটা ব্যাপার চলতো আরকি।
<giggles> তারপর? <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। <giggles> অসাধারন! আ তো আমার ক্ষেত্রেও আসলে এমন হইছে যে
হু, হু।
বিশেষ করে আমি যখন high school এ পড়তাম।
হু, হু।
তো আমাদের একটা আমাদের ইসলাম শিক্ষা ক্লাস নিত।
উ, হু।
আর যারা ইসলাম শিক্ষার ক্লাস নেয় বেশিরভাগই আমরা ছ আ ওনাদেরকে স্যার না বলে আরকি হুজুর বলে ডাকতাম।
প্রচুর। হুম।
তো ইসলাম শিক্ষার সচরাচর আপনার আমাদের কোরআনের আয়াতটা এগুলো বেশি পড়া থাকতো।
হু, হু।
এবং যারা আপনার আরবি পারে না, কোরআন পড়তে পারে না তাদের জন্য এই আয়াত মুখস্ত করাটা অনেক কঠিন।
হু হুম।
তো যখন আমাদের আয়াত পড়া থাকত তো এ আমি কি করতাম, আয়াতটা তো এল ভালোভাবে মুখস্থ করতে পারতাম না।
হুম।
এবং মনে করেন যে ওই আমাদের হুজুর আবার পড়া না পারলে প্রচুর মারতো। <chuckles> অ্যা বিশেষ করে আমাদের আহ আমাদের সময় কিন্তু এই যে পড়াশোনা না পারলে স্কুলে না গেলে আরকি মা মানে মারার যে প্রচলনটা চালু ছিল।
হুম। হুম।
আ ইদানিং তো আর এটা নাই। যে কোন শিক্ষকের গায়ে হাত দেওয়া যাবে না।
না, এখন ওটা নাই আর আগের মতো। হুম।
তো আ আ যেহেতু আমি পড়া কালকে পারব না তো কালকে আমার মাইর খাইতে হইব। <chuckles> এসব চিন্তা করে আবার মনে করেন যে আমি কি করতাম
হুম, হুম।
ওই দেখতাম যে হুজুর ক্লাস আসতেছে। আমি হুজুরের মনে করেন ২ টা লেবু হোক, ১টা বেল হোক, 2টা আম হোক, ঠিক আছে? আ
হুম, হু। আহা। মানে মোট কথা ঘুষ দিতেন আরকি। <chuckles>
হ্যাঁ হ্যাঁ। <chuckles> তো আমি হুজুররে বললাম, "হুজুর, এই যে আমাদের গাছের লেবু আপনার জন্য নিয়ে আসলাম। ঠিক আছে?" তো হুজুর আমার মুখের দিকে সুন্দর করে একটু তাকাবে।
অ্যা হ্যাঁ। <chuckles> উহু।
তাকায় এবার মনে করেন ক্লাসে যাবে আবার মনে করেন সবার পড়া ধরবে।
উহু।
আমার পড়া ধরবেনা ঐদিন। আ আ
<laughs> মোটামুটি আপনি ছোটবেলা থেকেই ঘুষের ব্যবহারটা শিখে গেছেন আরকি। <laughs>
এ আ হ্যাঁ। তো দেখতাম যে হুজুর যারা পারত না তাদের মনে করেন বেধড় মা মারধর করতো। আ আর আবার মনে করেন যে ঐদিন আর
হু, হু। আ পড়া ধরতো না, মারধর খাওয়ারও সম্ভাবনা কমে যেত।
আমাকে মনে করেন আ পড়া ধরত না। মনে করেন সবার ধরা শেষ আমার সময় যে আসবে সে বলবে যে ঠিক আছে আজকের মতো ক্লাস শেষ। <chuckles> তো দেখলাম যে।
এ পর্যন্তই থাক। হ্যাঁ। <chuckles>
আ উনি।
হু, হু।
পার্সোনালি পরে আমাকে ক্লাসের পরে আমাকে ডাকত।
হুম।
বলতো, "তুমি ক্লাস শেষেও দেখা করবা।" তো দেখা করার পর উনি আমাকে অনেক বুঝাইত।
হুম।
তো তুমি আমাকে ২টা লেবু দিয়ে তুমি আমার থেকে বেঁচে গেলে সেটা ঠিক আছে
হু, হুম।
"এ ভবিষ্যতে তুমি যখন কলেজ লাইফ এ উঠবা, ভার্সিটি লেভেলে উঠবা, তখন তুমি কিভাবে এগুলো সমাধান করবা?"
হুম।
তো এভাবে আমাকে অনেকভাবে বোঝাইত এবং বলত যে, "পড়াশোনা করো, তাহলে এ তুমি যে ফাঁকিটা দিচ্ছ"
হু, হু।
"এই ফাঁকিটা আসলে তোমারই ক্ষতি করবে। তোমার জীবনকে একটা সময় তুমি এটা উপলব্ধি করতে পারবা। যখন তোমার রেজাল্ট ভালো হবে না, ফলাফল ভালো হবে না। তুমি ভালো কোন কলেজে ভর্তি হতে পারবা না। ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারবা না। তখন তোমার জীবনটা আসলে হতাশাগ্রস্ত হয়ে যাবে।" এভাবে আমাকে অনেকভাবে বুঝাইত। তারপর আমি আসলে চিন্তাভাবনা করলাম যে উনি তো ঠিকই বলতেছে।
হুম। হু। হুম। উহু।
আমরা পড়াশোনা করছি ভালো একটা চাকরি করার জন্য।
হুম, হুম।
কিংবা মনে করেন যে আমাদের education qualification বাড়ানোর জন্য।
হুম।
মূলত আমরা পড়াশোনা করি তো এই দুইটা কারণেই থাকে বিশেষ করে।
হ্যাঁ, এটাই তো। আসলে একটা ব্যাপার হচ্ছে কি যে আ শিক্ষকরা কিন্তু আমাদের আসলে মনের কথাটা বোঝেন। যে আমরা কখন ফাঁকি দিচ্ছি, আমরা কখন আসলে ওনাকে তেল মারার চেষ্টা করতেছি বা কখন তাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতেছি ব্যাপারটা তারা আগে থেকেই টের পান। কারণ আ আমাদের বয়সটা তো তাদেরও একসময় ছিল এবং তারাও তো এগুলোই করত আসলে। তো সেক্ষেত্রে যখন আসলে শিক্ষকরা এগুলো করেন, এগুলো বলেন তখন কিন্তু অনেক সময় নিজেরই খারাপ লাগে যে আসলে স্যার তো
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হুম।
এভাবে বলতেছেন স্যার অলরেডি জানেন যে আমরা এটা, এটা করি এটা, এটা আব ই করি। তো তখন নিজেরই কিন্তু মাঝে মাঝে বেশ একটু খারাপ লাগে যে কেন এটা করতেছি, তাই না?
হু, হু। হু, হু। হ্যাঁ, এটা অবশ্যই।
উম
তো আপনার <exhales> জীবনে এমন কোনো শিক্ষক স্মৃতি, আর কোনো স্মৃতি আছে যে মনে পড়ে মাঝে, মাঝে?
হ্যাঁ, ওইযে বললাম অ্যা ঐ স্যারেরই ১ দিন হইছে কি যে, অ্যা আমি না আ ওনাকে একটা প্রশ্ন করছি। সা সাধারণত বিজ্ঞান ক্লাসে না কেউ প্রশ্ন করতে চায় না কারণ সবাই ভয় পায় যে অ্যা প্রশ্ন করলে কি না কি বলবে? আবার কি জিজ্ঞাসা করে কি না করে? আ তখন কিন্তু একটা মা খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তাই না? আ আবার কোন প্রশ্নের উত্তর দিতে না পারলে স্যার হয়তো বকুনি দিবে। সে ভয়েতে অনেকে প্রশ্ন করে না। কিন্তু আমি আরকি <smacks lips> আ স্যারকে একটু প্রশ্নই করে ফেলছি যে, "স্যার, অ্যা এই জিনিসটা কিভাবে হয়?" তো স্যার আমাকে দাঁড় করালেন। আমিও বেশ ভয়ে ছিলাম যে আসলে উল্টো বকুনি না খাই আরকি। <chuckles> তো স্যার দাঁড় করায়ে বললো যে, "আচ্ছা তুমি তো এভাবে ভাবছো, ভালো কথা। কিন্তু এটা কি ই তুমি ভেবে দেখেছো যে এই প্রশ্নটা করলে, অ্যা কোন mindset টা নিয়ে করলে এবং কিভাবে করলে আর তুমি জানতে চাচ্ছটা কি? এটা কি আগে ভেবেছো?" এভাবে উনি মোটামুটি এই কথাটা বলে শুরু করলেন। পুরাটা ক্লাস উনি আমাকে বোঝালেন যে আসলে কোত্থেকে প্রশ্নটা আসছে, কেন প্রশ্নটা আসছে এবং কীভাবে এই প্রশ্নেটার সমাধান আমি নিজেই করতে পারবো। এরপর যখন আমাকে এত কিছু বোঝানোর পরে
হ্যাঁ। আ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। <chuckles> <laughs> হুম। <chuckles> অ্যা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, আশ্চর্যজনক।
স্যার আমাকে বললেন যে, "এবার বলো তো বাবা এর answer কি হবে?" আমি answer টা খুব আগে থেকে বুঝে গেলাম। তো এইযে যে শেখানোর উপায়টা, এটা আমি ওনার কাছ থেকে খুব ভালো করে শিখেছি এবং খুব মনোযোগ দিয়ে শিখেছি। এবং পরবর্তীতে আমি যখন নিজে স্টুডেন্ট পড়াইতাম, এই প্রক্রিয়াটার ব্যবহার খুব ভালোভাবে করেছি যে এবং দেখেছি যে এর ফলটা কিন্তু বেশ ভালো হয় যে স্টুডেন্টরা ব্যাপারটা আরো ভালোভাবে খুব তাড়াতাড়ি বুঝতে পারে।
<chuckles> অ্যা হ্যাঁ। <chuckles> অ্যা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> এটা অনেক সুন্দর বলেছেন আসলে আ আমাদের বেড়ে ওঠা সুন্দর ভবিষ্যৎ আর গড়ে ওঠার পেছনে কিন্তু আমাদের শিক্ষকদের অবদান থাকে বেশিরভাগ।
উহু।
কারণ আ আপনি দেখবেন যে আমরা অছ যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি
উহু।
আমাদেরকে ওনারা যেভাবে আসলে শিক্ষা দিয়েছে ছোট থেকে, বিশেষ করে কোলের মধ্য নিয়া হাতে-কলমে।
হুম। হুম।
এ এবং আমরা যে ছোটবেলায় যে দুষ্টুমিটা করতাম।
উহু।
অ্যা দ সবগুলো কিন্তু ওনারা সহ্য করছে।
হ্যাঁ, সে তো অবশ্যই।
এবং আমাদেরকে সুন্দরভাবে তৈরি করছে ছোট থেকেই। কিভাবে ভালো রেজাল্ট করবে? কিভাবে সুন্দর একটা শিক্ষা দিয়েছে। তো আমি মনে করি এবং যেমন হাই স্কুল লেভেলের শিক্ষকরাও, কলেজের লাইফে বলেন, ভার্সিটি বলেন, প্রত্যেকটা শিক্ষকেরে কিন্তু আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
হুম। উহু। হুম। সেটা তো ঠিকই। দেখা যাচ্ছে যে আ প্রাইমারি স্কুলে যখন পড়তাম, তখন শিক্ষকরা দেখতাম যে আমাদের সময়েও কিন্তু ওইযে বেতের কালচার ছিল। আমাদেরও কিন্তু পিটানো হতো। তো যখন দুষ্টুমি করতাম উম পিটানো হোক বা, ই করে হোক, বলে বোঝাইয়া হোক।
এ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম।
শিক্ষকরা চেষ্টা করতো যে <smacks lips> নতুন কিছু আমাদের শেখাতে। বিশেষ করে আ সমাজে কিভাবে চলাফেরা করতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, মান-সম্মান দিয়ে কথা বলা। এগুলো কিন্তু শিক্ষকরা আমাদের বারবার করে শেখাতেন এবং এটা পরবর্তী জীবনে এখন এসে জে জানি যে আসলে কতটা উপকারী মানে হিসাবে এটা কাজ করেছে আমাদের জন্যে। এখন মানুষের সাথে কথা বলা, বাইরে গিয়ে কারো সাথে কথা বলা, কোথাও বক্তৃতা দেওয়া, এসব কিন্তু আ বেশ একটা নরমাল ব্যাপার হয়ে গেছে আমাদের জন্যে। কিন্তু তখন যদি আমাদের এই বিষয়গুলো না শিখাতেন, এখন আসলে এই পরিবেশটা না সৃষ্টি হতো না এবং আমরা এতটা স স্বাচ্ছন্দ্যের সাথে কথা বলতে পারতাম না।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> এ আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। তা আমি মনে করি যে আমাদের জীবনে শিক্ষকদের ভূমিকা অপরসীম।
হু, হু।
এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য কিন্তু তারা আমাদের পেছনে আ বিশেষ করে প্রাইমারি এ স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত কিন্তু তারা আমাদের পেছনে সময় দিতেছে এবং আমাদেরকে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে
উ হু। হুম। হ্যাঁ।
তো আমাদের সবারই দেখবেন কম বেশি পছন্দের শিক্ষক আছে। তো আমি ভবিষ্যতে যদি আহ আমার প্রিয় শিক্ষকটার সাথে দেখা হয়। তো আমার মনের কিছু কষ্ট হ উনার সাথে শেয়ার করবো। কারণ অনেক কারণে তার সাথে হয়তো অনেকভাবে খারাপ ব্যবহার করছি, তার কথা শুনি নাই। <chuckles>
উহু। উহু। হু। উহু। না, এটা ঠিক কথা। আসলে আমার সাথেও যদি আমার শিক্ষকের আবার কখনো দেখা হয়, স্যারকে আসলে সেভাবে হয়তোবা কিছু মুখ ফুটে বলতে পারব না। তবে স্যারের প্রাপ্ত সম্মানটুকু প্রাপ্য সম্মানটুকু দিতে পারব অবশ্যই।
হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। তো ভালো থাকবেন। আপনার সাথে কথা হলে ভালো লাগলো। সুস্থ থাকবেন। শুভরাত্রি।
সুস্থ থাকবেন আপনিও। শুভরাত্রি।